আমি না, এত বেশি দায়িত্ব নিয়ে ফেলতেছি না এখন। আমি নিজে খুব কনফিউশন হয়ে চলে যাচ্ছি। যে কিভাবে আমি এত কিছু সামলাবো একসাথে। দেখা যাচ্ছে যে, এখন একজন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল আমার পরিবারের। তারপরে তার আগের থেকেও হচ্ছে গিয়ে কিছু মানুষ হচ্ছে অসুস্থ ছিল। যার কারণে পুরো পরিবারের দায়িত্ব না আমার উপরে চলে এসেছে। আর আমার আসলে এখন তেমন একটা বয়সও হয়নি। প্লাস হচ্ছে আইডিয়াও নেই। যে কাজের পাশাপাশি দায়িত্বগুলো সামলানোর। তো কিভাবে যে কি করব আর নিজেকে সামলিয়ে নিবো সেটাই বুঝে উঠতে পারছি না।
হুম, হুম। না, আসলে আপনার কথা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি কিন্তু বেশ একটু সমস্যার ভিতরে দিয়ে আছেন। তো সেক্ষেত্রে আপনি যেহেতু এই যে বড়দের দায়িত্বটা বা অসুস্থ হলে যে কিভাবে দায়িত্বটা সামলাবেন। এটা নিয়ে যেহেতু একটু দুশ্চিন্তার মধ্যে আছেন সেক্ষেত্রে আপনি একটু পরিবারের সদস্যদের সাথে কিন্তু একটু দায়িত্বটা ভাগাভাগি করে নিতে পারেন। মানে সম্পূর্ণ দায়িত্বটা আসলে নিজের আ মাথায় না চেপে চাপিয়ে আপনি কিন্তু যদি দায়িত্বটা ভাগ করে নেন তখন যেই সমস্যাটা সেটা কিন্তু আপনার আসলে সমাধান হয়ে যেতে পারে।
হুম। হ্যাঁ। হুম। হুম। হুম। আসলে হয়েছে কি আমি একটু ডিটেইলসে বলি। আ যে আমার হচ্ছে গিয়ে মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন, পাশাপাশি আমার বাবাও আগে থেকে অনেকটা অসুস্থ। মানে উনার হচ্ছে ডায়াবেটিকস আছে, আবার কোলেস্টেরলও বেশি। যার কারণে উনি হচ্ছে গিয়ে তেমন একটা কাজ আগের মত করতে পারেন না। উনি উনার ছোটখাটো একটা ব্যবসা রয়েছে, ওখান থেকে কিছু পরিমাণ টাকা চলে আসে। বাট মানে অত বেশি কর্মঠ না, আর বাসায় আসলে বেশিরভাগ সময় বসে থাকতে হয়। ওই টাকা পয়সার হিসাবে সময় হচ্ছে বাইরে উনি যান আরকি। কিন্তু বাসার যে সকল কাজগুলো করা লাগে যেমন ধরেন রান্নাবান্না, তারপর হচ্ছে ঘর গুছানো, তারপর হচ্ছে কাপড়-চোপড় যে ধোয়ার ব্যাপার থাকে, এগুলো না সব আমার করা লাগতেছে। আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমি এখন একটা পার্ট-টাইম জব করতেছি, আবার পড়ালেখা করতেছি। তো এত কিছু আবার সাথে হচ্ছে গিয়ে এখন আমার মার অসুস্থতা। তো তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে। আবার বাবা কি করতেছে সেগুলোও খেয়াল রাখ রাখা লাগতেছে। যার কারণে না মানে নিজেকেও সময় দিতে পারছি না, আবার দায়িত্বগুলোকে নিয়ে যে কি করব সেটাও বুঝতেছি না। বাট হ্যাঁ, আমার আসলে একটা ভাই রয়েছে। কিন্তু উনি না মানে অনেক আগে থেকেই আ মানে আমাদের পরিবারের সাথে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। মানে যখন হচ্ছে গিয়ে বিয়ে করেন, তখন হচ্ছে গিয়ে আমার যেই বাবা-মা তাদের হচ্ছে মতামত নেননি একদম। যার কারণে হচ্ছে গিয়ে আমার বাবা আসলে তাকে বলল যে "থাক তোমার আমাদের সাথে কনট্যাক্ট করার দরকার নেই। আ তুমি দূরেই থাকো, তোমার বউকে নিয়ে যেভাবে ইচ্ছা হয় থাকো।" এরপর থেকে আসলে তিনি আমাদের সাথে কোন রকম কথা কথাও বলেন না। আবার হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে যখন আমি কথা বলতে যাচ্ছি মানে আমার ভাইয়ের সাথে ফোনে যখন কথা বলি, তখন আসলে বাবা-মার কথা ঠিকই জিজ্ঞেস করেন। বাট এই যে এতগুলো সমস্যার মধ্যে দিয়ে উনারা যাচ্ছেন বা আমি যখন শেয়ার করতেছি, বলতেছি, তো নিজের থেকে না সেগুলি উনি বলেন না। উনি জাস্ট হ্যাঁ, হু এইরকম করে চলে যান। তো আমি যে তাকে একটু বলব যে আমার একটু হেল্প দরকার বা আমি আসলে একা পারছি না, সেগুলোও আসলে আমি বলতে পারিনি বা কিভাবে বললে যে তারও একটু ভালোবাসাটা আবার ব্যাক আসবে অথবা আমার প্রতি যে আ একটা দায়িত্ব রয়েছে তারও সেটা যে তিনি বুঝতে পারবেন। বা এছাড়া যে আ আমার বাবা রয়েছেন, তিনি কিভাবে তাকে আবার মানিয়ে হচ্ছে গিয়ে সু আ সুন্দর করে আ আগের মতো আমাদের পরিবার হবে, এ সেটা নিয়েও আসলে খুবই কনফিউজড আমি। কারণ মনে হচ্ছে যে হয়তোবা আগের মতো কিছুই হবে না আর সব দায়িত্ব হয়তোবা আমারই নিতে হবে।
হুম, হুম। জি। হুম। জি। হুম, হুম। বুঝতে পেরেছি। হুম, হুম। জি, জি। বুঝতে পেরেছি। না আসলে আপনার যে পরিস্থিতির মধ্যে আছেন, সেটা কিন্তু শুনে বেশ খারাপ লাগলো। যে এতকিছু দায়িত্ব আর সবকিছু আপনাকে আসলে অ্যা মানতে হচ্ছে, বা আপনাকে আসলে সবকিছু চাপিয়ে দেয়া হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা কাজ করতে পারেন। যেহেতু আপনার এই যে অ্যা বাবা-মা অসুস্থ, তাদের সাথে একটু ই করছেন, বা এই যে ভাইয়ের সাথে কিন্তু একটু কথা বলে দেখতে পারেন, যে আপনি যদি কোনভাবে হয় না অনেক সময়, যে মধ্যস্থ হয়ে যে ব অ্যা সমস্যা আসলে সমাধান করা, বা এই যে সম্পর্কর কথাটা বললেন, সেটাই যদি আসলে করেন তখন কিন্তু এই যে আপনাদের পরিবারে যে সমস্যাটা, সেটা কিন্তু অনেক অংশে আসলে সমাধান হয়ে যেতে পারে। আর এই যে দায়িত্বর ব্যাপারটা আপনি বললেন, যে সবকিছু আসলে আপনাকে অ্যা দেখতে হচ্ছে, বা যেহেতু আপনার মা অসুস্থ, সেক্ষেত্রে আরেকটু আসলে জানতে চাচ্ছিলাম, যে এই যে অসুস্থতা সেটা আসলে কি ধরনের? আর বর্তমান কি তার কোন আসলে চিকিৎসা চলছে কিনা? মানে কোন বড় ধরনের আসলে অসুস্থ নাকি?
উ জি। হুম। আচ্ছা। উম জি। হ্যাঁ। হ্যাঁ, আসলে আমার মা কিন্তু অনেক মানে অ্যা ভালো একজন মানুষ ছিলেন। আবার পাশাপাশি হচ্ছে গিয়ে, তিনি দেখা হতো যে পুরো পরিবারের দায়িত্ব না নিজেই হচ্ছে সুন্দর করে সামলিয়ে নিয়েছেন। মানে যখন তিনি সুস্থ ছিলেন তখন রান্না-বান্নার কাজ তিনিই করতেন। আমাকে কখনো হেল্প ও করতে হয়নি। পাশাপাশি হচ্ছে, আমার পড়ালেখায় তখন আমি ফোকাস ও করতে পেরেছিলাম। কিন্তু হুট করে হলো কি, একদিন হচ্ছে তিনি মাথা ঘুরিয়ে পড়ে গেলেন। তো আমরা ভাবলাম যে জাস্ট পানি দিলেই হয়তোবা ঠিক হয়ে যাবে। কিন্তু যখন আমরা পানি দিলাম, পা ম্যাসাজ করলাম, তারপরও দেখলাম যে, উনার হুশটা ফিরছে না। আর হালকা ফিরার পরও দেখা যাচ্ছে যে তিনি উঠে বসতেও পারছেন না, বা কিছু করতেও পারছেন না। মানে কেমন যেন হয়ে গিয়েছে। তো আমরা করলাম কি, দ্রুত হচ্ছে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর বলতেছে যে, "এটা তো উনার হচ্ছে আ মাইনর স্ট্রোক, উনি এর আগেও স্ট্রোক অবশ্যই করেছেন। কিন্তু হয়তোবা সেটা কোনোভাবে লুকিয়ে গিয়েছেন। বাট এখন এরটা একটু বেশি ইনটেনস ছিল। আর পরবর্তীতে যদি উনি আবার স্ট্রোক করেন, তখন দেখা যাবে যে সেটা মেজর স্ট্রোক হয়ে যাবে। আর বড়সড় একটা অ অ্যা আপনাদের উপর ইফেক্ট ফালাবে। তো এখন যদি সে ফুললি রেস্ট না নেয়, বা এই যে কোন হয়তোবা উনি চিন্তা করতেছে, সেগুলো যদি বাদ না দেয়, তখন অনেক ব অ বড় ধরনের সমস্যা হয়ে যাবে।" আর মা যখন হচ্ছে গিয়ে যে ছোটখাটো স্ট্রোক করলো না, এরপর থেকে হলো কি, যে তিনি আগের মতো আসলে যে হাঁটাহুটা, বা হচ্ছে গিয়ে কাজ করা, সেগুলো করতে পারেন না। কারণ ডাক্তার বলল, যে হচ্ছে নাকি উনি কাইন্ডা প্যারালাইজ হয়ে গিয়েছে। বাট ফুললি আরকি প্যারালাইজ হয়নি। মানে উনার পাটা প্যারালাইজ এর মধ্যে চলে গিয়েছে। বাট বাকি বডি টা উনি কোনরকম নাড়াতে পারেন আরকি। তো ডাক্তার বলল যে, "বাকি যে সকল কাজগুলো আছে, সেগুলা আপনারা ভাগ করে নিন। কারণ এখন যদি উনার উপর প্রেশার দেন কোনরকম, তাহলে আরো বড় ধরনের কোন ক্ষতি হয়ে যেতে পারে।" এর পাশাপাশি উনার ব্রেইন ও নাকি কাইন্ডা ডেমেজ হয়ে গিয়েছিল, এই যে পড়ার কারণে। যার কারণ হচ্ছে, উনি এখন সুন্দর করে কথাও বলতে পারেন না। মানে অ্যা কথা বলেন কিন্তু অগোছালো বলেন আরকি। আর অ্যা রান্না-বান্নার ব্যাপারটা হচ্ছে গিয়ে, উনি একটু চেষ্টা করেছিলেন মাঝখানে যে একটু করে দেওয়ার, বা শিখিয়ে দেওয়ার। কিন্তু এত পরিমাণে এলোমেলো করলো, যে ওই রান্না আসলে খাওয়ার যোগ্য ছিল না। আর পাশাপাশি আমার বাবাও বলল যে, "থাক, উনি যেহেতু এত কষ্ট হচ্ছে অ্যা রান্না-বান্নাটা যাতে আমিই করি, আমি কন্টিনিউ করি।" তো আমিও আসলে আর কোন প্রেশার দেইনি। আর পাশাপাশি ডাক্তারের চিকিৎসা বলতে, হ্যাঁ, ওষুধপত্র খাওয়ানো হচ্ছে। আর পাশাপাশি ওই যে বেড রেস্ট যেটা বলল, সেটাই আসলে ফুললি অ্যা দিতে হচ্ছে। এছাড়া আসলে তেমন একটা চিকিৎসা কোন কিছু এখনো বলেনি। বললো যে হচ্ছে, হাতে আর পায়ে হচ্ছে সুন্দর করে ম্যাসাজ করে দিতে। যাতে করে মানে অকেজো না হয়, বা একটু জ্যাম, জ্যাম বা বেঁধে যায় না? সেটা যাতে না হয়। আর পায়ে যাতে করে একটু টাইমলি অ্যা আ কোনো গরম কিছু দিয়ে ছ্যাঁক দি, তাহলে হচ্ছে গিয়ে দেখা যাবে তার একটু আরামও লাগবে। আর সুন্দর করে নাড়াচড়া করতে পারবে। তো এগুলোই আসলে এখন চলছে আরকি।
হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হু, হুম। জি, জি। হুম, হুম। জ্বী, জ্বী। বুঝতে পেরেছি। হুম, হুম। জি, জি। হুম, হুম। আপনার কথা শুনে আসলে বা, আপনার এইযে পরিস্থিতিটার কথা শুনে কিন্তু বেশ খারাপই লাগলো যে, আপনি আসলে এমন একটা পরিস্থিতি দিয়ে যাচ্ছেন বা, যেখানে আপনার পুরো সংসারের দায়িত্বটাই আসলে আপনাকে আচে আসলে সামলাতে হচ্ছে। তো সেক্ষেত্রে, আপনি একটা কাজ করে দেখতে পারেন যে, যেহেতু আসলে আপনি সবকিছুর দায়িত্বটা আসলে নিচ্ছেন, আপনি কিন্তু দায়িত্বটা যদি পরিবারের বাকি যে সদস্যরা আছে, যেহেতু আপনি বললেন যে, আপনার আসলে পরিবারের বাকি সদস্য বলতে আপনার বাবা আছে বা, হচ্ছে আপনার ভাইও যেহেতু আপনার সাথে থাকছে না। তো সেক্ষেত্রে, তাকে কিন্তু আসলে জানাতে পারেন যে, আপনি আসলে এরকম ধরনের সমস্যা দিয়ে যাচ্ছেন। তাহলে হয়তো সে আসলে বুঝতে পারবে, বা সে কিন্তু আপনাকে আসলে সাহায্য করতে চাইবে। এছাড়াও যদি আপনাদের সমস্যা ওরকম হয়, তাহলে কিন্তু একটা helping hand এর আসলে ব্যবস্থা করে নিতে পারেন। তো, তাতে হবে কি? আপনার যে এইযে নে খা মানে ব্যাপারটা বা, আপনার উপরে যে প্রেশারটা, সেটা কিন্তু আসলে কমে যেতে পারে। আর আপনি আসলে বলছিলেন যে, এক্ষেত্রে কিন্তু আপনার পড়াশোনায় একটু মনোযোগ আসলে পা হারিয়ে ফেলছেন আপনি। তো সেক্ষেত্রে আপনি একটু কাজের একটা অগ্র অধিকার যেগুলো আছে, সেটা কিন্তু ওরকম অনুযায়ী যদি একটা রুটিন তৈরি করে নিতে পারেন। যেমন, যে কাজটা আসলে আপনার দরকার বা, যেখানে আসলে আ আপনার না করলে হবে না। ওরকম যদি আসলে পা রুটিন তৈরি করে, তারপর ছোট, ছোট লক্ষ্যে আসলে পরি আ মানে তৈরি করে যদি পৌঁছাতে পারেন, তখন কিন্তু এই জিনিসটা অনেক অংশে আসলে সহজ হয়ে যাবে। আর, এছাড়াও আপনার যদি কখনো আসলে খারাপ লাগে, তখন কিন্তু আপনি বন্ধুদের সাথে একটু শেয়ার করতে পারেন। বা এইযে, কোন যে আ মান ইয়ে আছে যে যারা আছে, যে বে সাত আথী থেকে কিন্তু আসলে পরামর্শ নিয়ে আপনার এইযে মানসিক চাপটা যদি থাকে। সেটা কিন্তু আসলে আপনি সা কাটিয়ে তুলতে পারেন। তো এভাবে আসলে একটু করে দেখতে পারেন। তো এভাবে করলে আশা করি আপনার যে সমস্যাটা, সেটা কিন্তু আপনার সমাধান হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আসলে আ মানে এইযে আ বড়দের যা বা, হচ্ছে যে কখনো নিজের পছন্দ বা, বিশেষ চাহিদা কি আপনার হয়েছে বা, সেটা অস নিয়ে কখনো আসলে জানিয়েছেন কিনা?
হুম। হু, হু। নাহাই উ হু, হু। হ্যাঁ। হ্যাঁ। হু, হুম। হু। আচ্ছা। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ, আসলে আমি চাচ্ছিলাম কি যাতে আমি হচ্ছে সুন্দর করে আমার সবকর সবরকম কাজ করতে পারি। পাশাপাশি আমার কিছু শখও রয়েছে। যেমন ধরেন হচ্ছে যখন মা অসুস্থ ছিলেন না, তখন আমি স্কিল হচ্ছে এগুলো ডেভেলপ করতাম। পাশাপাশি ছবি আর্ট করতাম যখন মনটা বেশি খারাপ থাকতো। আবার দেখা যেত যে আমি একটু ব্যায়ামেও ফোকাস ছিলাম। তো কিন্তু এখন যখন হচ্ছে এত রকম দায়িত্ব চলে এসেছে না? তো আমি সবকিছুই আসলে একদম বাদ হয়ে পড়েছে। এগুলোতে ফোকাসও দিতে পারছি না, আবার সময়ও আসলে তৈরি করতে পারছি না। বাট হ্যাঁ, মনে হচ্ছে যে আমি যদি রুটিনটা ঠিকঠাক করে ফেলতে পারতাম আর সব সবাইকে একটু শেয়ার করতাম, তখন হয়তোবা হচ্ছে গিয়ে আমার উপ উপর যে দায়িত্ব বা এই যে নানারকম চিন্তা করতেছি, সেগুলোও হয়তো কমে আসত। আর হয়তোবা এই যে সকল কাজ সেগুলো হয়তোবা করে তুলতে পারতাম, তাই না?
হু, হু। জি, জি। জি। <smacks lips> হ্যাঁ আপনি কিন্তু এটা আসলে করে দেখতে পারেন যে আপনার এই যে সমস্যাটা, সেটা যদি আসলে আপনি শেয়ার করেন আপনার বন্ধুদের সাথে বা আপনার যে খারাপ লাগাটা, তখন কিন্তু তারা আসলে আপনাকে পরামর্শ দিতে পারবে। বা আপনি যদি পরিবারকে আসলে এই যে বললেন যেটা, যে আপনার আসলে শখ ছিল একসময় বা আপনি ছবি-টবি আঁকতেন। তো সেটাও কিন্তু আসলে আপনি ব জানাতে পারেন যে আপনি আসলে এই কাজগুলোর জন্য এটা করতে পারছেন না। তাহলে কিন্তু তারা আসলে বুঝতে পারবে যে আপনার আসলে কোন সমস্যাটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। বা আসলে তারা কিন্তু আপনাকে সেই মুহূর্তে কিন্তু সাহায্যও করতে পারবে যে আপনার যে সমস্যাটা হচ্ছেন। এছাড়াও কিন্তু নিজের স্বাস্থ্যর দিকটা কিন্তু আপনি খেয়াল রাখতে পারেন, যখন একটু সময় পান। দরকার হলে এই যে ৫ মিনিট করেও যদি আসলে একটু এক্সারসাইজ করেন, তখনও কিন্তু আপনার এটা হয়। আর যদি আর একটু বেশি মানসিক চাপ হয়ে যায় আপনার প্রতি, তখন কিন্তু আপনি এটা চেষ্টা করে দেখতে পারেন। একটু breathing exercise যেটা থাকে, তো সেটা কিন্তু একটু যদি বসে করেন, তো এ সেইটার ক্ষেত্রেও কিন্তু আপনার যে সমস্যাটা বা মানসিক চাপটা এটা কিন্তু আসলে কমে যেতে পারে। বা একটু যখন খারাপ লাগবে, আপনার বন্ধুদের সাথে একটু কথা বলে দেখতে পারেন। তখন কিন্তু আপনার এই যে খারাপ লাগাটাও কিন্তু আসলে কমে যাবে। আর পড়াশোনার ক্ষেত্রে যেটা, আপনি কিন্তু আপনার বন্ধুদের থেকে সাহায্য নিতে পারেন। বা আপনার যে ক্লাসমেটরা আছে তাদের থেকে যদি একটু মানসিকভাবে সমর্থন আসলে পান, তখন কিন্তু এই যে সমস্যাটা সেটা কিন্তু আসলে আহ একটা এ নিয়মের ভিতর চলে আসতে পারে। আর এছাড়াও আপনি কিন্তু ঐ যে য ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনার মায়ের যদি সেবা করেন, তো সেটাও কিন্তু আসলে খুব সরত আ আশা করছি যে আপনার মা কিন্তু খুব তাড়াতাড়ি আসলে সুস্থ হয়ে যাবে।
হু, হু। হু, হু। হ্যাঁ। হু, হু। আ হুম। হু, হু। হু, হু। হুম। হ্যাঁ। হুম। এখন আপনার থেকে এই আইডিইয়া গুলো নিলে নিয়ে না আমার অনেক বেশি ভালো লাগতেছে। আর মনে হচ্ছে যে এগুলো যদি আমি একটু ফলো করি মানে মানুষকে যদি একটু কথাগুলো শেয়ার করি। পাশাপাশি হচ্ছে কি নিজের প্রতি একটু ফোকাস করি, তখন দেখা যাবে যে আমার আ মনের দিকটাও ঠিক হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে আমার রুটিনটাও ধীরে, ধীরে ঠিক হয়ে যাবে। তো আপনার সাথে কথা বললে না আমার বেশ ভালো লাগলো। আর এখন না অনেক শান্তিও লাগতেছে। মনে হচ্ছে যে না আমি সবকিছু সুন্দর করে আ গুছিয়ে নিতে পারব। পাশাপাশি মনে হচ্ছে যে না, আমার আত্মবিশ্বাসটা অনেক বেড়ে গিয়েছে। তো ধন্যবাদ আসলে আপনাকে এত সুন্দর, সুন্দর যে আইডিইয়া গুলো দিলেন। আমি অবশ্যই এভাবে আমার জীবনটা সাজিয়ে নিবো।
হু, হু। জি। না আশা করছি যে আপনার যে সমস্যাটা আছে বা আপনি যে সমস্যাটা আসলে ফেইস করছেন, তো সেটা আসলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বা আপনার সমস্যাটাও তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। তো আপনাকে অনেক শুভকামনা, ভালো থাকবেন।